আচ্ছা গান তো সবাই শোনে এবং গানের এ এ গান শুনতে ভালোই লাগে। পুরনো দিনে অনেক গানও শোনা হয়। অনেক ক্ষেত্রে আবার রিমিক্সও এসে থাকে। তা এগুলো এটা কি খারাপ নাকি ভালো? আপনার কি মনে হয়?
আসলে আ রিমেক আ আর রিমিক্স <scoffs> ২ টা হা দ ভিন্ন ধর্ম মানে ভিন্ন রকম আসলে আমি দেখেছি যে, আসলে রিমিক্স গানগুলো একটু অন্য টাইপের হয়। আর ওই রিমেক মুভিগুলো যেগুলো হয়, সেইগুলো কিন্তু আ দেখা যায় যে, আমাদের সচরাচর আ অনেক তামিল মুভি, তারপর বিভিন্ন বলিউড মুভি, তো বিভিন্ন টাইপের কিন্তু মুভি রয়েছে। যেগুলো আসলে দেখা যায় যে আ একটা বড় ইন্ডাস্ট্রি। মনে করেন আ বলিউডে একটা সুন্দর একটা 'থ্রি ইডিয়েট' মুভি আসলে ম আ তৈরি করছে তারা অনেক মাথা খাটায় বা অনেক কিছু আ বের করে আরকি। তো শেষ পর্যন্ত কি হচ্ছে? সেটা আসলে অন্য কোন একটা দেশ সেটা নকল করতেছে নকল বলতে কি? সেট হ্যাঁ <chuckles> মনে করেন সেটারই আসলে আরে উম মানে সেম কপি কিন্তু নায়ক-নায়িকা বা, ক্যারেক্টারগুলো আলাদা থাকবে। তো এইভাবে আসলে তারা ছবিটা তৈরি করে। এইটা আসলে রিমেক আমি বুঝি বা, এইটাই রিমেক। তো এটা আসলে করার কারণে আমার বিশ বিশেষ অনেকটা সমস্যাও কিন্তু হয়। <scoffs> তো এইটা কিন্তু আসলে আমি আ মানে দেখি মাঝে, মাঝে যে, রিমেক মুভিগুলো কিন্তু মাঝে, মাঝে দেখতে ইচ্ছা করে না।
হ্যাঁ এইরকম করে মা সাধারণত করে <scoffs> থাকে। উ উ জি আপনি সত্যিই বলেছেন। এবং এরকমই হচ্ছে এবং এরকম বাস্তব জিনিস হচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে যেই যে যেটা বললেন যে, রিমিক্স মুভির ক্ষেত্রে আমি শু আমি তো গান দে গানের কথা বলছিলাম। সাথে আপনি মুভির কথাও যুক্ত করেছেন ভালো হয়েছে। যে রিমিক্স যেইগুলো আসে, সাধারণত দেখা যায় যে এগুলো খুব জনপ্রিয়তা পেয়েছে এমন কোনো মুভি, এরা এগুলোরই হচ্ছে হলো রিমিক্স এসে থাকে। এবং এই রিমিক্সটা কি আসার কারণ কি ব্যবসা সফল ওই মুভিটা ওই ইন্ডাস্ট্রিতে করেছে বলে নতুন কোনো ইন্ডাস্ট্রি করে থাকে বলে আপনি মনে করেন?
হ্যা হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। আসলে আ এই যে আমি কিন্তু অনেক আগে থেকেই কিন্তু <scoffs> অনেক মুভি লাভার। তো আসলে আমি ছোটবেলা থেকেই উম উ মোটামুটি অনে <chuckles> হ্যাঁ ছোটবেলা থেকে যেমন এই যে রিসেন্ট একটা controversy চলতেছে, যেমন ওই যে সালমান শাহর মৃত্যু নিয়ে অনেক রহস্য উন্মোচন হচ্ছে। এই-সেই মানে তার মৃত্যু নিয়ে অনেক অ অজানা ক হ্যাঁ বেরিয়ে আসছে। তো আমি কিন্তু তার সম তার যখন আসলে মুভিগুলা তৈরি করে বা সে যখন মারা যায় তখন কিন্তু আমার, আসলে তখন তার পরেই জন্ম হইছে। তো তবুও আমি যখন বড় হয়ে তার মুভিগুলো দেখা শুরু করলাম। তো তার মুভিগুলো কেন জানি খুব ভালো লাগে। তারপর রাজ্জাক আছে রাজ্জাকের মুভি। 'বাবা কেন চাকর' হ্যাঁ এই এ <chuckles> হ্যাঁ
ও আচ্ছা! তাহলে তো অনেক মুভি দেখেছেন? হা হ্যাঁ পুরোনো দিনের অনেক কিছু বেরিয়ে আসছে, একদম সত্য বেরিয়ে আ জি। জ্যা আ ও হ্যাঁ, এটা আসলে শোনা হয়েছে হ্যাঁ এবং খুব ভালো মুভি ছিল বোধহয়। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। এই এই 'বাবা কেন চাকর' মুভিটা দেখা যায় যে ইন্ডিয়ায় ১ম আসলে যখন বাংলাদেশই মনে হয় তৈরি করছিল। তারপরে ঐটাকে রিমেক করছিল। ওকেই দিয়ে করাইছিল, সেটা হলো ওদের দেশে, ইন্ডিয়া। তো সেখানে আসলে রিমেক করছে। তো এইর মানে কিছু, কিছু মুভি রয়েছে যেগুলা আসলে রিমেক করলে সেটা কিন্তু দেখা যায় যে অ্যা খুব ভালো ব্যবসা করে। সেটা আ ২ টাই। অরিজিনালটাও, রিমেকটাও। আবার কিছু, কিছু আছে যে অনেক ভালো মুভি। যেমন শাহরুখ খানের কোন মুভি যদি আসলে নকল করে কেউ বা অন্য কোন অ্যাক্টর তাহলে কিন্তু সেটা কিন্তু ভালো হবে না। তো এটা কিন্তু ফ্লপ খাবে তো <chuckles> হু, হু, হু। হ্যাঁ এইটা কিন্তু হয়।
হ্যাঁ এরকম হয় না। অনেক সময় ক্যারেক্টারের জন্যও হয়ে থাকে মনে হচ্ছে। <chuckles> এই যে, যে জি এই যে, যে আপনি বললেন যে অনেক ক্ষেত্রে সফল হচ্ছে রিমেক এ রিমিক্স অ্যা করা মুভি গুলো। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসা সফল হচ্ছে না। তার কারণ কি যে যেটা আপনার কথায় বোঝা যাচ্ছে, যে অনেক সময় ক্যারেক্টারটাকে পু পুরোপুরি ফুটিয়ে তুলতে পারে না বা যেইভাবে উপস্থাপন করার দরকার ছিল সেভাবে হয় না। বা দেখা যায় যে অন্যান্য যেই বিষয়গুলো ছিল সেই যে বিষয়গুলো বা ক্যারেক্টার আ থেকে শুরু করে যেই, এইজ ভাবে মুভিটা বানানোর দরকার ছিল, দেখা যাচ্ছে বাজেটও কম হয়ে থাকে। দেখা যায় বেয়া এ সেই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয়ে থাকে কি আপনি মনে করেন?
হু, হু। হু, হু। হু, হু। হু, হু, হু। হু। হ্যাঁ, আসলে একটা মুভি যখন আপনি দেখবেন মানে একটা অ্যা এমন মুভি তৈরি করছে যেন আপনার একটা ফেভারিট একটা নায়ক রয়েছে বা অ্যাক্টর রয়েছে যে আসলে আপনি তাকে খুবই পছন্দ করেন। তো তার মুভিটা যখন আপনি দেখলেন যে সে একটা সুন্দর মুভি তৈরি করছে, বা একটা মুভিতে অভিনয় করছে। <scoffs> তো দেখা যায় কি অ্যা যে ওই মুভিটা যদি আবার অন্য কোন অ্যাক্টর করে তো ওই এদ গুলায় যায় আরকি। তার মতো আর কি মনে হয় না যে, "সে আগে করছে, এইটা তাকেই তো অনেক ভালো লাগছিল, এ আবার করছে এরটা ভালো লাগতেছে না।" যেমন ওই যে দেবের একটা মুভি ছিল ওই যে 'মাগাধীরা' মুভি কিন্তু নকল করছিল 'যোদ্ধা' হ্যাঁ, হ্যাঁ। আছ সেই 'যোদ্ধা' মুভিটা কিন্তু দেখা যায় যে, 'মাগাধীরা' র যেই অ্যাকশন সিন গুলো, তারদের যে অভিনয় স্কিল, সেগুলা কিন্তু অনেক বেশি ছিল, অনেক সুন্দর ছিল। তো ঐটা দেখার পরে অ্যা দেবের 'যোদ্ধা' মুভিটা কিন্তু জাস্ট কিন্তু হাসি পাইতো আমার কাছে যে, "এটা কেমন মুভি করলো? ওর ওর মতই কেন করল?" হ্যাঁ মানে এম বডি ল্যাঙ্গুয়েজ এর বিষয় আছে। তারপর আপনার আ জায়গার বি অ্যাম মানে অনেক তারতম্য রয়েছে। তো ঐখা মিলে আরকি হয় না। মানে একটা মুভি অ্যা রিমেক করলে তেমন একটা আসলে অ্যা সাড়া খুব কমই পড়ে আরকি।
হ্যাঁ, হে ছিল, ছিল হ্যাঁ ছিল। <chuckles> ও ও অনেকটা ফুটিয়ে তুলতে পারে নাই। <chuckles> জি, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে রিমেক মুভি হলে অনেক সময় সফল হয় আবার অনেক সময় সফল হয় না। কিন্তু এমন কোনো মুভি কি আপনি দেখেছেন? অ্যা যে অ্যা রিমেক যেটা করেছে সে সেটা বেশি সফল হয়েছে এইরকম কি আছে আপনার কোনো অভিজ্ঞতায়?
মহুম। হ্যাঁ, ওইযে হ্যাঁ, রিমেক মুভিগুলো কিন্তু অনেক সময় চলে। যেমন আ একটা মুভি দেখেছিলাম আমি। সেটা হলো হিন্দি, সেটা হলো তামিল একটা মুভি। ওইটার মুভিটার নামটা আমার সঠিক আসতেছে না। কিন্তু মুভিটার কাহিনীগুলো সেইম ছিল। সেটা আবার বলিউডে আ নকল করছিলো। ওটা হলো আ ওই ও সরি! সরি! ওই বাংলা এই কলকাতা বাংলার একটা মুভি, দেবেরই মুভি ছিল। সেইটা হলো ওইযে আ কি জানি? প্রথ প্রথম মুভি যেটা ছিল। দেবের ১ম মুভিটা আসলে নামটা মনে পড়তেছে না। আ প্রেম কাহিনী না কি জানি একটা মুভি। তো এই মুভিটা আবার হিন্দিতে ডাইভার্ট করে ওইযে জি নে লাগাহু যে একটা গান আছে না? তো <scoffs> ওই মুভির আসলে ডাইভার্ট মানে রিমেক করছিল ওই মুভিটাই। তো দেখা গেছিলো যে ওই মুভিটা দেবেরটা যেটা ছিল অরিজিনাল সেটা কিন্তু ভালো, কিন্তু একটা মানে কি বলে? ব্যবসা করে নিছে। কিন্তু এইটা করতে পারে নাই।
জি, জি, জি। নকল করেছিলো। হ্যাঁ। দা ব্যবসা করে নিয়েছে এবং ক্যারেক্টারটাও ভালো উপস্থাপন করতে পেরেছে। আপনার কথায় বোঝা যাচ্ছে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে অরজিনাল এর মতো হয় না আরকি। অরজিনাল যে একটা জিনিস তৈরি করলো তার মাথা খাটিয়ে সেইটা কিন্তু আসলে দেখা যায় যে পরবর্তীতে যদি আমরা কোথাও দেখি, সেইটা কিন্তু আসলে আর আগের মতো সেই মজাটা পাওয়া যায় না।
জি আপনি যেটা বলেছেন সেটা আসলেই অনেক আ যুক্তিসঙ্গত এবং বাস্তবে এরকমই হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মজা পাওয়া যায় মনে হয়, কী বলেন? যে এইযে যে ইয়ে আ শাহিদ কাপুর যে 'কাবির সিং' টা করেছিলেন বলিউডের এটা কিন্তু অনেক অ সুপার-ডুপার হিট হয়েছিল। এটাও তো বোধহয় একটা রিমেক মুভি ছিল বলে মনে হচ্ছে। আ
উহুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে ওই আ আরেকটা মুভির ওই তামিল ভিজয় দেবরাকোন্ডার একটা মুভি ছিল। অ্যাজ আভি অ্যা হ্যাঁ 'আর্জুন রেড্ডি' হ্যাঁ। তো হ্যাঁ 'আর্জুন রেড্ডি' র মুভি ছিল সেটা। আর ঐস এখানে অভিনয় করছিলো হলো আপনার ওইযে ভিজয় দেবরাকোন্দা। আ তো তাকে কিন্তু আমার খুবই <scoffs> ভালো লাগতো। তো এই মুভি টা যখন আস
'আর্জুন রেড্ডি', 'আর্জুন রেড্ডি' মনে হয় হ্যাঁ, হ্যাঁ। এবং 'কবীর সিং' এ শহিদ কাপুর যেটা করেছেন সেটাও কিন্তু খুবই ভালো লেগেছে। তার মানে ও ব বলতে গেলে উনার ক্যারিয়ার আবার নতুন করে জ জ জন্মেছে এই মুভিটা করার পরে। কি বলেন? আ
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ঐটা আসলে কেনো জন্মেছে, কারণ অ ওই নায়কটা সেই সময় আসলে ফাস্ট মুভি না ২য় মুভি ছিল তার ঐটা। তো সেই সময় আসলে তার যেই acting টাছ উম যথেষ্ট ভালো ছিল। কিন্তু এ আরকি ঐটা হ্যাঁ, অভিজ্ঞতাটা কম ছিল আন আ যেই অ্যাকট্রেসটা ছিল মানে নায়িকাটা ছিল সে কিন্তু একটু মোটা <scoffs> টাইপের দিয়ে দিছিলো তাকে। তো আসলে খাপ খায়নি সেভাবে। তো এইখানে যদি আবার
অভিজ্ঞতাটা কম ছিল। <chuckles> হা ওহ! আচ্ছা এটা যদিও একটু খারাপ। তারমানে ম্যা ম্যাচটা করে নাই বোধহয়। <chuckles>
<chuckles> হ্যাঁ, এই ম্যাচটা কিন্তু করেনি। তো পরবর্তীতে যখন আসলে ও ঐ আ ও কি বলে আও উম পরের নায়কটা যেটা করলো আসলে বলিউডের শাহিদ কাপুর। হ্যাঁ, শাহিদ কাপুর যে করলো সে কিন্তু দেখা যায় যে মোটামুটি ভালো পরিমাণে acting করছে ওই মুভিটার মধ্যে। তো এই যে রিমেক হ্যাঁ। <chuckles> হ্যাঁ, রিমেক কিন্তু আসলে দেখা যায় যে আ অনেক সময় কিন্তু খুব ভালোই কাজ দেয়। যেমন অনেক সময় দেখা যায় যে, অনেক মুভি অনেক আগে মনে করেন আসলে চলছিলো। যেমন এইযে এখনকার দেখা যায় যে অনেক টাইপের গানগুলো যে বাজে, অনেক old গান, সেগুলো আসলে নতুন রিমেক করে একটু ডিজে-মিজে লাগায়ে ক এত সুন্দর করে ফেলছে যে এখনকার গানটাই বেশি ভালো লাগে। আগেরটা কিন্তু ভালো লাগে না। তাই না?
অন্যান্য। এ্যা শহিদ কাপুরের শহিদ কাপুরের কথা বলছেন বোধহয়। এবং সেই লেগেছে। <chuckles> জি, জি। এরকম হচ্ছে। উ এবং এরকম হচ্ছে আমার মনে হ তার মানে এটা কম হচ্ছে এবং আপনার কাছ থেকে শুনে যেটা বোঝা যাচ্ছে যে অ্যা এই রিমেক জিনিসটা এই জেনারেশন কিন্তু নিচ্ছে। যে আগের যেই মিউজিক এ যে মু অ্যা গানের কথা বললেন আগের যে গানটা ছিলো সেই গানটাতে দেখা যা যাচ্ছে যে, বাদ্যযন্ত্র বাজনা যেরকম ছিল সেটা এই জেনারেশনের সাথে খাপ খাচ্ছে না। এবং এই জেনারেশনের যেই মিউজিকটা পছন্দ করে ঐরকম মিউজিক দিয়েই আসলে এই গানটা আসার পরে কিন্তু আরও জনপ্রিয়তা পাচ্ছে। এবং জা শহীদ কাপুরের যে মুভিটার কথা বলা হয়েছে সেই মুভিটাতে দেখা যাচ্ছে যে, কি উনি চরিত্রটাকে এতই ফুটিয়ে তুলেছেন যে রিমেকটা কিন্তু আরো বেশি চলেছে ব বলে মনে হচ্ছে। তা সেই ক্ষেত্রে কোনো সময় ব্যবসা সফলও হতে পারে আবার কো কোনো সময় ব্যবসা থেকে ব্যর্থ হতে পারে। কিন্তু যদি আপনার কাছে জানতে চাই যে আসলেই কি আপনার রিমেক দেখতে ভালো লাগে? নাকি নতুন কোনো ও গল্প বা নতুন কোনো সিনেমা দেখতে আপনার বেশি ভালো লাগে?
হুম। হুম। হু, হু। হু, হু, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হু। হুম, হুম। হু, হু। আসলে রিমেক মুভি গুলো অনেক গুলো কিন্তু ভালো লাগা আবার খারাপ লাগার বিষয় রয়েছে। আমি যেটা মনে করি। মনে করেন আমি অনেক আগে থেকেই কিন্তু দেখা যায় যে ওই মুভি গুলো দেখে আসি ছোটবেলা থেকেই। এই সালমান শাহ্‌র মুভি, রাজ্জাকের মুভি এই টাইপের মুভি গুলা কিন্তু আমি দেখে, দেখে অনেকটা বড় হয়েছি। তো ওই মুভি গুলার প্রতি কিন্তু আমার একটা নস্টালজিয়া কাজ করে। খুব ভালো একটা মানে অ্যা আকর্ষণ কাজ করে হ্যাঁ। তো দেখা যায় যে, সেই মুভিগুলো কিন্তু দেখে কালের বিবর্তনে অনেকটা ব মানে পিছনে পড়ে রয়েছে এখন। অনেকে দেখা যায় যে, সাদা কালো বা ওই প্রিন্টের মুভি গুলো কিন্তু দেখতে চায় না তেমন একটা। তো আ অ্যা কারণ বর্ত আম হ্যাঁ, হ্যাঁ। মনে করেন আমরা যেইভাবে আসলে মূল্যায়ন করছি ওই মুভিগুলোকে বর্তমান জেনারেশন কিন্তু আসলে একটু VFX আলা মুভি গুলো চায়। তারপর একটু অ্যাকশন তারপর বিভিন্ন টাইপের মুভি। মানে এ এ এবারে সিন গুলো হ্যাঁ।
এবা আকর্ষণ কাজ করে মনে হয়। <laughs> না এরকম দেখতে চায় না। বিশেষ করে এই জেনারেশনের লোকজন। <scoffs> এবং প্রিন্ট টাও ভালো হতে চায়। HD Print Full HD না হলে সমস্যা মনে হচ্ছে 4K। <scoffs>
<laughs> হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে ওই মুভি গুলোকেই একটু নতুন রূপে রিমেক করে এ যদি বাজারে ব্যবসা করার জন্য আনা যায়। তাহলে মনে হয় একটা মানুষের নস্টালজিয়াও চলে আসবে। আর পাশাপাশি দেখা যায় যে, তারা নতুনভাবে একটা ভালো একটা ব্যবসাও করতে পারবে। তো এটা আমার ধারণা আর কি মনে হয় এটা?
উ জি, ই অবশ্যই। ই আপনি খুব ভালো বলেছেন। অ্যা দেখেন এইক্ষেত্রে কি এই এইরকমও কি হতে পারে? যে অনেকে কিন্তু ব্যবসা সফল করার জন্য নতুন কোন আইডিয়া তৈরি করে না। শুধু হচ্ছে হলো ওই ওই পুরোনো মুভিটাকে দেখে, ওইটা ক্যারেক্টারগুলোকে নিয়ে, তার মানে একটা ব্যবসা সফল করার জন্য এবং সময় বাঁচানোর জন্য খুব অল্প সময়ের মধ্যে যাতে কাজটা শেষ করা যায় এবং এর থেকে এ আ অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, এইরকম উ ক্ষেত্রে কি অনেকে রিমেক বানাচ্ছে বলে কি আপনার মনে হয় প্রযোজকরা?
উহুম। হুম। হুম। উহুম। হ্যাঁ, অনেক সময় তো দেখা যাচ্ছে, ওইযে আমি বললাম যে অনেক গান দেখা যায় যে অনেক আগের আ যে "সাইয়ারা তেরা" এইযে নতুন একটা গান বের হইছে। <laughs> হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আ প্রায় ১৯০০ কত সালের একটা গান। মানে ১৯০০ মানে ৯০ দশকের, ওইদিকের গান। হ্যাঁ? তো এইযে এই গানটা যে তারা রিমেক করে বাজারে ছা ছাড়ছে, তো তারা কিন্তু আসলে বুঝতে পারছে। তারা আসলে নতুন প্রজনকে প্রজন্মকে এটা খাওয়ানোর জন্য মানে দে মানে উপভোগ করানোর জন্য কিন্তু নতুনভাবে একটু সাউন্ডগুলো চেঞ্জ করে, একটু modify করে গানটা কিন্তু বাজারে এনেছে। তো এইটা দেখেন আসলে কি উ <chuckles> হ্যাঁ, এই সফটওয়্যার ব্যবহার করতেছে আর বর্তমান তো AI এর যুগ। কি যা, যা করা লাগে, করছে। কিন্তু দেখেন, ব্যবসা কিন্তু অরিজিনালি সফল হলো। মানে গানটা দেখা যায় যে যখন মুভিটা রি আ রিলিজ হলো, তখন কিন্তু সবার মুখে, মুখে কিন্তু এইযে মুভির গানটা কিন্তু হ্যাঁ। <chuckles>
জি, জি। এক নতুন একটা গান বেরিয়েছে। খুব জনপ্রিয়তা পেয়েছে। অনেক পুরানো গান। <chuckles> এবং সাথে, সাথে অনেক সফটওয়্যারও ব্যবহার করেছে, মনে হচ্ছে। <chuckles> সব জায়গায় শোনা যাচ্ছে। যেখানে যাওয়া হচ্ছে, সেখানেই শোনা যাচ্ছে।
হ্যাঁ। তো এইযে এই টাইপের জিনিসগুলা যদি আসলে রিমেক করা যায়, আমার মনে হয় রিমেকেও ভালো ব্যবসা করা সম্ভব বর্তমান সময়ে। যদি ওই টাইপের জিনিসগুলো আসলে কাজে লাগানো যায়।
অ্যা জি আপনি খুব ভালো বলেছেন। এবং সাথে, সাথে আরেকটা জিনিস আপনার কাছে জানতে ইচ্ছে করছে। মুভির কথা তো অ অনেক বলেছেন। এবার একটু যদি গানের কথা বলতেন। যে এ গান অনেকে দে অনে গান দেখা যাচ্ছে ৯০-এর দশক এর ৮০-র দশক এর, ৭০-এর দশক এর গানগুলো এখন রিমেক করা হচ্ছে। এইযে 'টিপটিপ বরছা পানি' যেই গানটা, এটা ডিজে টাইপের রিমেকও হয়েছে। তারপর আরো অনেক গান হয়েছে। তা এই গানগুলো কি আপনি শুনে থাকেন? নাকি পুরানোটা শুনেন? আ নাকি নতুনটা শুনে থাকেন এবং কোনটা ভালো লাগে?
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। আসলে আ কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে, অনেক অ্যা যখন আমারও খুব একাকিত্ব মনে হয়, যে ভালো লাগতেছে না। তখন আমি মাঝে, মাঝে কি করি? যে একটু আগের ভার্সন গুলা শুনতাম। আগের ভার্সন গুলা শুনলে হয় কি? <scoffs> আ যে দেখা যায় যে, ওদের মিউজিকগুলো কিন্তু কম থাকে। কিন্তু গানের কথা ইমোশনটা কাজ করে হ্যাঁ। কারণ, আমার একটা অভ্যাস ছিলো, আমার যখন আমি অনেক ছোট ছিলাম। তখন ঐ আমার মামা বাসায়, নানু বাসায় কিন্তু থেকে আমার বড় হওয়াটা বেশি হইছে আরকি। তো ঐখানে কিন্তু দেখা যেত তখন কিন্তু MP3, MP4, রেডিও এগুলো কিন্তু বেশি ব্যবহার হতো। তো এগুলোর কারণে হ হ্যাঁ, অনেক পুরনো কথা। তো ঐটা ঐযে, সালমান শাহর গান, তারপর রাজ্জাক, বাপ্পারাজের যে 'প্রেমের সমাধি ভেঙে যায়, উড়ে যায়।' তারপর হিন্দি গানগুলো রয়েছে। তারপর কিছু আত ওইযে আপনার 'কাভি খুশি কাভি গাম' এই মুভিগুলোর গানগুলো। তো এইযে এই গানগুলো দ হয় কি? আমি কিন্তু একাকিত্বে শুনেই যাই, খুবই ভালো লাগে। তখন ওই আগের স্মৃতির কথাগুলো মনে পড়ে যায়। তো এই <chuckles> একবার শৈশব কী মনে হচ্ছে, আমি ওই জায়গাটায় বসে আমি কথা বলতেছি বা, গানগুলো শুনতেছি। তো পরবর্তীতে যখন একটু মনটা ফুরফুরা হয়, তখন দেখি যে এই গানগুলোই আবার দেখা যায় অনেকে কিন্তু রিমেক করে, সুন্দর ডিজে-টিজে এড করে বা, বিভিন্ন টাইপের সাউন্ড সিস্টেম এড করে যখন অ্যা হ্যাঁ <chuckles> হুম, হুম।
ইমোশনটা কাজ করে মনে হচ্ছে। <chuckles> টা অনেক পুরোনো কথা। <chuckles> আব তার মানে একদম শৈশবে ফিরে যাচ্ছেন মনে হচ্ছে। <chuckles> আ অনেক রকম সাউন্ড, motion-graphics যে যেগুলো হোক, আ এগুলো করছে এবং এগুলো কিন্তু মিউজিক ভিডিও আসছে। এবং এই মিউজিক ভিডিও গুলোও কিন্তু এই জেনারেশনের জন্য খাপ খাইয়ে তৈরি করা। আগের জেনারেশনের জন্য যেমন ছিলো, এইটা পুরো ও হুবহু বিপরীত বলে মনে হচ্ছে। কি বলেন?
হুম, হুম। হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ আসলে আ আগেরকার সাথে এখন বানে আব একটা তো সবকিছুর একটা সিস্টেম রয়েছে। মনে করেন আপনি একসাথে একসময় একরকম চলতেন, আমি একসময় একরকম চলতাম। মনে করেন আগেরকার মানুষ কিন্তু দেখা যেত যে বড়, বড় লুজ-ওয়ালা প্যান্টগুলো পরতো। এখন কিন্তু সেটা চলে না। এখন এ হ্যাঁ স হ্যাঁ <chuckles> উ-হুম।
তার মানে স্টাইলও চেঞ্জ হয়েছে বলছেন, রুচিও চেঞ্জ হয়েছে, গান শোনার ধরনও চেন হোজ হয়েছে। জি। আসলে আপনার কথা বাস্তবসম্মত এবং এটাই সঠিক, যে একেকটা সময় একেকটা কিছু চলে এবং স্টাইলের থেকে শুরু করে, সবকিছু রুচির পরিবর্তন মানুষের হয়ে থাকে এবং চেঞ্জ হয়। সেইক্ষেত্রে গান এবং মুভি উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে, এখনের যে কার জেনারেশনের রুচিটা আগে থেকে, বে অ্যা চেঞ্জ হয়েছে এবং এর জন্যই রিমেকগুলো আসছে। তা আপনে আপনি কিতে কি যদি কি কিছু বলতেন, যে আসলে রিমেকগুলো কোন মুভিগুলোর আসা দরকার? আপনার মতামত যদি একটু জানাতেন।
হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। আসলে আমি আ রিমেক মুভির বি বিষয়ে একটা জিনিস আমি বলতে চাই যে অ্যা অনেক উম ভাষা রয়েছে, অনেক অ্যা দেশের ভাষা রয়েছে, যেগুলো আসলে আমরা বুঝি না। যেমন মালয়ালম ইন্ডাস্ট্রির ভাষা কিন্তু অনেকে বুঝে না। তারপর দেখা যায়, যে অ্যা ফরাসি মুভি রয়েছে, তারপর কিছু অন্যান্য টু মুভি রয়েছে, রাশিয়ান মুভি। তো এই মুভিগুলা, যদি আসলে আমরা রিমেক করতে পারে কেউ বা, কোনো ব্যবসায়ী, তাহলে দেখা যাবে তাদের ভাষাগুলো নিজ, নিজ এলাকার ভাষা অনুযায়ী, দেশের ভাষা অনুযায়ী যদি এগুলো তৈরি করা যায়, তাহলে কিন্তু অনেকটাই উ সুবিধা হবে, হ্যাঁ? তাহলে কিন্তু দেখেও স্বাচ্ছন্দ্য বোধ করবে আরকি।
তাহলে ভালো হয় আরকি। <chuckles> জি আপনি ভালো বলেছেন। রিমেক এ রিমেক নিয়ে ভালো বলেছেন। কোনগুলো দরকার, কোনগুলো দরকার না, তাও বলেছেন এবং সফলতা, ব্যর্থতা নিয়ে অনেক কথা বলেছেন। এবং এ যে যে যেভাবে রিমেকগুলো আপনি উপভোগ করেন, তাও বলেছেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
উম-হুম। জি, জি আসলে রিমিক্স নিয়ে অনেক কথা হলো। তো এই ব্যা বিষয়ে আপনি যা, যা বললেন আমি আসলে আ এইগুলা নিয়ে আমারও নস্টালজিয়া কাজ করলো। তো আই <scoffs> এগুলো বলে ভালোই লাগলো। তো আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
জি ধন্যবাদ আপনাকে।